বুঝতে পেরেছি। আসলেই, আপনার জন্য আমার অনেক খারাপ লাগছে যে, আপনি এই যে এই সমস্যার সম্মুখীনগুলা হচ্ছে ওজন নিয়ে, এত আ উ টেনশন এ ভুক্তভুগি আপনি, আমার, আমি কি বলবো? আ আসলে আমি আপনাকে বলতে চাই যে, আমাদের যখন আমরা রাতে যখন অনেক তাড়াতাড়ি, ০৮ঃ০০ 'র মধ্যে আমরা খাওয়ার চেষ্টা করতে পারি এবং খাওয়া শেষে আমাদের কিন্তু উচিত একটু রাতে অল্প কতক্ষণ খাওয়ার পরে, রেস্ট করেই আমাদের শুয়ে পরা। এই যে, যে যত ধরণের ইলেকট্রিক্যাল জিনিস, ইলেকট্রনিক জিনিসগুলো আমরা যেমন মোবাইলে দেখি, মোবাইলে যখন আমরা খাওয়ার ভিডিঅ ভিডিওগুলো আমাদের সামনে আসে, তখন কিন্তু আমাদের ওই জিনিসগুলোর প্রতি খেতে মন চায় বা ক্ষুধা ফিল হয়। তখন কিন্তু আমরা ওই যে ডায়েটের মধ্যে থাকি, আমরা ভুলে যাই। তো এই যে এই কাজগুলো আপনি করতে পারেন যে, আপনি রাতে ফোন না টিপে বা বিভিন্ন ধরনের ইলেক্ট্রিনা ইলেকট্রনিক ডিভাইস গুলা থেকে, দূরে রেখে, আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে পারেন। এবং আরেকটা কাজ করতে পারেন যদি আপনার রাতের কোন ধরনের কাজ থাকে বা জবজনিত কারণে আপনি রাতে জেগে থাকেন এবং তাড়াতাড়ি খাওয়ার কারণে আপনার ক্ষুধা লেগে যায়, তাড়াতাড়ি। তো আপনি ক্যা কিছু বাদাম রাখতে পারেন সাইড এ বা বিভিন্ন ধরনের অ্যাম আ নোনতা বিস্কুটগুলো আপনি রাখতে পারেন যে, বা পানি রাখতে পারেন। যখন আপনার বেশি ক্ষুধা লেগে যাবে, তখন আপনি এগুলা খাওয়ার চেষ্টা করবেন। বাদাম খেলে কিন্তু আমাদের ক্ষুধাটা কমে যায়। ক্ষিদা তখন আর বেশি থাকে না, এই কাজগুলা করতে পারেন। এবং আমি আরেকটা কথা জানতে চাই, আপনি কোন ধরনের খাবারগুলা বেশি খান? মিষ্টি জাতীয় খাবারগুলা বেশি খান? তেলাক্ত নাকি হালকা? ভারী? কেমন খাবার আপনি বেশি খেয়ে থাকেন? উম
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। জি। জি, জি। এ সু সুন্দর বলেছেন আসলে। আচ্ছা। জি, জি। আচ্ছা। জি, জি। বুঝতে পেরেছি। উ হুম। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। আসলে আমি সাধারণত আমি মিষ্টি খাবারটা খুব একটা খাই না এবং তৈলাক্ত খাবারও খাই না। আমি হালকা খাবারই খাই। কিন্তু আসলে এ খাবারটা না? পেটে বেশিক্ষণ থাকে না, হ্যাঁ? এবং
জি। আমি আরেকটা জিনিস জানতে চাই যে, আপনি কি দিনে ঠিক মতো
আমি কিন্তু দুপুর বেলায়
দিনে কি
জি, আমি দুপুরবেলায় বেশি খাই। আর রাতে কিন্তু খুব একটা খাই না, হ্যাঁ? দেখা যায় রাতে কিন্তু আমি খুব অল্প খাই। আমার সমস্যাটা হচ্ছে যে, রাত জেগে আবার আমার মধ্যে একটা খাও য়ার প্রবণতা তৈরি হয়েছে। এ এটাই আসলে কন্ট্রোল করতে পারছি না এবং কিভাবে করব? এটাই বুঝতে পারতেছি না আসলে।
আচ্ছা। বুঝতে পেরেছি। হুম।

হ্যাঁ, আমি কিন্তু রুটিন ও তৈরি করেছিলাম। বিশেষ করে এ ঘুমাইতে যাওয়ার এবং ঘুম থেকে ওঠার একটা রুটিন তৈরি করেছিলাম। আর এরপর চেষ্টা করেছি যে মানে খাওয়ারও একটা রুটিন করেছিলাম। কিন্তু না ওই পেট যখন টান দেয় না তখন এইযে রুটিন এর কথা আর মনে থাকে না। তখন দেখা যায় যে হন্যে হয়ে খুঁজতে থাকি যে কোথায় খাবার আছে। মানে খাবার দেখলেই মানে আর কন্ট্রোল করতে পারি না রাতে।
বুঝতে পেরেছি। আচ্ছা। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। তো এই কারণেই আপনাকে নিজেকে আগে কন্ট্রোল করতে হবে। নিজের এই যে চিন্তার জিনিসটা এটা যাতে আর পরবর্তীতে চিন্তা করতে না হয় তার জন্য নিজের মানসিকতাটা একটা সেটআপ করতে হবে যে আমি এই জিনিসটা করবো না, খাবো না। আমি এটা খেয়ে আমি যে যতটুকু খেয়েছি এতটুকুই আমার জন্য দরকার। আমার আর ক্ষিদা লাগলেও আমি খাবো না। এই জিনিসটা আপনাকে সেটআপ করতে হবে এবং ক্ষুধা লা জি একদম এবং ক্ষুধা লাগলে আপনি পানি পান করবেন এবং সাইড এ কিছু লবণাক্ত জিনিস রাখবেন যেটার মাধ্যমে আপনার ক্ষুধাটা নিবারণ হবে এবং একটা রুটিন এর মধ্যে আসতে পারেন। উম খাওয়ার ভিডিও বা খাওয়ার উম চিন্তা ধারণা থেকে রাতে একটু আম সরিন অ্যা রাতে একটু এই জিনিসটা কে স্কিপ করার চেষ্টা করবেন এবং তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যখনই আপনার ক্ষুধা লাগার উন হ উন জিনিসটা আপনি অনুভব করবেন, আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন টাইম মতো। তাহলে হয়তোবা আপনার এই সমস্যাগুলার সমাধান হতে পারে।
আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। মানসিকভাবে তৈরি থাকবেন। হুম। আচ্ছা। উম জি, জি, বুঝতে পেরেছি। আচ্ছা। বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনার পরামর্শগুলো। আমার খুবই ভালো লাগলো এবং আপনি যেটা বলতেছেন আমার মনে হয় যে আমি এভাবে চলতে পারলে আমার এই সমস্যাটা আমি নিয়ন্ত্রণ করতে পারবো এবং আমার যে ওজন বেড়ে যাচ্ছে এটা হয়তোবা কমে যাবে। আপনার পরামর্শগুলো আমার খুবই ভালো লেগেছে।
জি। একদম।